আসলে ইদানীং সময়ে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে, এই সেই একটা আমার অ মধ্যেই একটা সমস্যা দেখা দিয়েছে। সে সমস্যাটার জন্য আসলে আমি দৈনন্দিন আ অনেকটা বিপদের মধ্যেই পড়ে যাচ্ছি বলা যেতে পারে। কারণ এই সমস্যাটা আমার প্রতিটা কাজের মধ্যেই এর প্রভাবটা আসলে ফেলছে। যার কারণে প্রতিটা কাজ আমি অনিয়মিত করছি এবং কোনো কাজেই ঠিকঠাকভাবে আসলে মন বসাতে পারছি না। এবং বিষয়টি নিয়ে বেশ চিন্তিতই আমি বলা চলে। কারণ এটা থেকে কীভাবে মুক্তি পাব? বা কীভাবে এখান থেকে বের হব? এটা আসলে ভাবতে ভাবতেই সময় পার হয়ে যাচ্ছে। কিন্তু সঠিক যে একটা সিদ্ধান্ত নিব বা সঠিকভাবে এই কাজটা করে যাব, সেটা ঠিক আমি মানে করে উঠতে পারছি না। তাই ভাবলাম যে এটা নিয়ে আসলে কারো সাথে যদি একটু মানে খোলাখুলিভাবে আলোচনা করি, হয়তোবা আমি আমার এই সমস্যাটার একটা সঠিক সমাধানও পেতে পারি। তাই আপনার সাথে একটু আলোচনা করা। তো আপনি কি আমাকে এ ব্যাপারে একটু সহযোগিতা করতে পারেন?
হু, হু। হু, হু। আচ্ছা। হুম। হুম। উম। হু, হু। হ্যাঁ, ভাই। আপনার কথা শুনে মনে হলো যে আসলে আপনি কোনো একটা বিষয় নিয়ে হয়তো খুবই চিন্তিত। তো অ্যা শুনে খুবই খারাপ লাগছে। তো আপনি যদি আমাকে বলেন, যে আসলে আপনি কোন বিষয়টা নিয়ে এত চিন্তিত এবং কী নিয়ে এত ভাবছেন? তাহলে অ্যা কিন্তু আমার অ্যা মানে আপনাকে একটু পরামর্শ দেওয়া আপনার জন্যে কিছু হয়তো করা আমার সুবিধা হবে আরকি।
জি। হ্যাঁ, আসলে মূলত আমার যে সমস্যাটা দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে, আমি আসলে মানে সকালে ঘুম থেকে আসলে উ মানে উঠতে পারছি না নিয়মিতভাবে এবং এর খাব ফলে আমি আসলে নিয়মিত রুটিনটাও মেনে চলতে পারছি না। যার ফলে এর যে একটা মানে পার্শ্বপ্রতিক্রিয়া যেটা বলি আমি, কিন্তু দৈনন্দিন জীবনে আমার কাজকর্মের মধ্যে কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে এই যে প্রতিদিন সকালে যে উঠার জন্য যে একটা রুটিন করতে হবে, এই রুটি রুটিন টা আমি কোনভাবেই মানে মেইনটেইন করতে পারি না। এবং যার ফলে সকালে উঠতে কখনো দেরি হয়ে যায়। তো এই এগিন হওয়াতে আমার কাজে কর্মের প্রভাবটা অনেক বেশি পড়ে যায়। বিশেষ করে আমার অফিস টাইম টা আমি ঠিকভাবে আসলে কাভার করতে পারি না। সু দেখা যাচ্ছে সবার থেকে আসলে আমি অনেক লেটে আমি, আমি অফিসে গিয়ে পৌঁছাই। তো এই দেরিটায় এমন হয়ে যায় যে হয়তোবা ৫-১০, ১০ মিনিটের একটা যদি দেরি হত, তাহলে সেটা হয়তো মানে মানিয়ে নেওয়া যেত। কিন্তু সেই দেরিটাও ক কখনো, কখনো ঘন্টা বা ০.৫ ঘন্টা ২০ মিনিট এমনও হয়ে যায়। দেখা যাচ্ছে যে আমার কলিগরা আসলে মোটামুটি কাজ শুরু করে দিয়েছে বা অনেক কিছু কাজ এগিয়ে নিয়েছে। সেক্ষেত্রে আমি অনেকটা মানে দেরি করে ফেলি। এবং এই সমস্যাটার কারণে না অফিসে আসলে আমার ম্যানেজারের কাছ থেকে বিভিন্ন সময়ে আমাকে কথা শুনতে হয়। তাই ভাবলাম যে আসলে এটা তো এভাবে বেশিদিন চালিয়ে নেওয়া যায় না। কারণ আ এটা যদি এভাবে আমি কন্টিনিউ করতে থাকি তাহলে পরবর্তী দিনে হয়তোবা এর থেকে আরো বড় বেশি একটা সমস্যার মধ্যে পড়ে যাব। তো আসলে আমার মেইন সমস্যা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে প্রতিদিন সকালে উঠার জন্য যে একটা নিয়মিত রুটিন সেটা কিন্তু আমি মানতে পারছি না। তো এটা কি করা যেতে পারে ভাই?
হু, হু। হু, হু। হুম। আচ্ছা। হু, হু। হু, হু। হু। হুম। হুম। হু, হুম। উম আসলেই ভাই আপনার কথা শুনে খুবই খারাপ লাগছে যে আপনি যে সকালে উঠতে না পারার কারণে দৈনন্দিন জীবনে যেমন প্রভাব ফেলছে এবং আপনি বললেন যে আপনি যার কারণে কিন্তু অফিসে লেট করে যাওয়ার ফলে আপনার বস আপনাকে নানা রকম কথা শোনায়। তো শুনে খুবই খারাপ লাগছে। তো ভাই আপনি এই রুটিন টা যে মানে শেষ করে নিয়মিত যে আপনার প্রতিদিন সকালে উঠতে পারছেন না। তো এটা কি কারণে হচ্ছে বা এরকম কি আপনি কোন কারণ জানেন? আজ একটা যে প্রশ্ন যদি আমি করি যে আসলে আপনি সকালে উঠতে না পারার পিছনে কি আপনার দেরিতে ঘুমানো যাওয়ার একতাক মানে একটা কারণ হতে পারে কি? নাকি অন্য কোন কারণ একটু যদি আমাকে বলেন।
হ্যাঁ। জ্বি। হ্যাঁ। হু, হুম। হ্যাঁ অবশ্যই। আসলে এই যে সকালে উঠতে না পারার কারণটাই হচ্ছে যে আমি একটু দেরিতে ঘুমুতে যাই। তবে আমি অনেক সময় অ্যা দেখা যাচ্ছে যে একটু রাতের মধ্যেও কিছু কাজ থেকে যায়। সেই কাজগুলো করতে, করতে একটু সময় লেগে যায় যার জন্য একটু ঘুমুতে যেতে দেরি হয়। আবার যখন ওই কাজ শেষ করে ঘুমুতে যাই তখন দেখা যাচ্ছে যে, সে সঠিক সময়ে আর ঘুমটা আমার আসছে না চোখের মধ্যে। তো এভাবে আসলে দেখা যাচ্ছে বিছানায় শুয়ে আছি কিন্তু ঘুম আসছে না। তো বিছানার মধ্যে এপাশ-ওপাশ করেই সময় পার হয়ে যাচ্ছে। আবার যখন দেখি যে মাঝেমধ্যেই এই সমস্যাটা যখন খুব তীব্র আকার ধারণ করে, অ্যা তখন আমার কাছে মনে হয় যে ঠিক আছে এখন একটু ফোনটা চালিয়ে দেখি। ফোনটাতে তখন আসলে সময়টা ব্যয় করা হয়ে যায় এবং এ এম চালাতে, চালাতে একটা সময় দেখা যাচ্ছে যে যাচ্ছে যে আ ফোনের পেছনেই আমি ১ থেকে দুই ঘন্টা এক্সট্রা সময় দিয়ে ফেলি। আ যার ফলে একটা গভীর রাত হয়ে যায় এবং পরবর্তী সময়ে বাধ্য হয়েই চোখ বন্ধ করে ঘুমের ভান করে আমাকে থাকতে হয় এবং এটি সময়, আমি একটা সময় ঘুমিয়ে যাই কিন্তু ঘুমটা আমি অনেক দেরিতে ঘুমিয়ে যাই। যার ফলে এই আমার কাছে সকালে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে এবং আমি এই রু রুটিন টা কোনভাবেই ফলো করতে পারছি না। তো আমি আসলে চাচ্ছিলাম যে আমি আসলে কী করলে? বা কিভাবে কি করলে? আমি আসলে প্রতিদিন সকালে ঠিক নিয়ম করে উঠতে পারব। আমি আমার রুটিনটাকে মেইনটেইন করতে পারব। তো এই জিনিসটা আমি আসলে কোনভাবেই ভাই বুঝে উঠতে পারছিলাম না আরকি।
হু, হুম। হুম। আছ। হুম। হুম। হুম, হুম। হ্যাঁ, আসলেই। কারণ আপনি বললেন যে, আপনার ঘুম সকালে ঘুম থেকে উঠতে অ্যা দেরি হয়ে যায় এবং আপনি দেরিতে ঘুমাতে যান। যার ফলেই হয়তো আপনি সকালে দেরিতে ওঠেন। ফলে কিন্তু আপনার দৈনন্দিন জীবনে নানা সমস্যা হচ্ছে। তো আপনি কিন্তু যদি আপ যেহেতু আপনার সকালে অফিস থাকে আপনি মানে কাজ থাকে, তো আপনি চাইলেই কিন্তু আপনার দৈনন্দিন এর ১ টা রুটিন তৈরি করে নিতে পারেন। বিশেষ করে যেখানে আপনি আপনার প্রধান যে হচ্ছে ঘুমের যাওয়ার মানে ঘুমাতে যাওয়ার যে সময়টা, সেটা কিন্তু আপনি একটু তাড়াতাড়ি নিয়ে আসতে পারেন। কারণ, আপনার সকাল বেলাতেই কিন্তু কাজ থাকে। তো আপনি যদি দেরি করে ঘুমাতে যান, তখন কিন্তু আপনি সকালে দেরিতে উঠবেন এবং আপনার কর্মস্থলে পৌঁছাতে লেট হয়ে যাবে। তো আপনার প্রথমেই উচিত যে আসলে আপনার ১ টা রুটিন তৈরি করা। যে প্রত্যেক দিনে ঘুমের রুটিন আপনি অ্যা তাড়াতাড়ি ঘুমাতে যাবেন এবং সেটা রেগুলার ঘুমাতে যাবেন যাতে করে আপনার অ্যা সকালে উঠতে কোন অসুবিধা না হয় এবং অফিসে যাতে আপনি টাইমলি যেতে পারেন। তো আপনি কি কখনো এরকম করেছিলেন ভাই? এরকম যে রুটিনটা পা হচ্ছে এরকম কি কখনো চিন্তা করেছিলেন? যে আসলে আ যেহেতু আমার সকালে প্রতিদিন অফিস থাকে, আমি একটু তাড়াতাড়ি রেগুলার করে ঘুমায় যাবো?
হ্যাঁ। জি। উ হু। উ হু। আ আসলে আমি রুটিন করিনি। তবে আমি চেষ্টা করেছিলাম যে একটু সকালে ঘুম থেকে যেন তাড়াতাড়ি উঠি এর জন্য আমি একটু আ আগেভাগেই একটু ঘুমোতে যাওয়ার জন্য একটু চিন্তা করি। এবং আমি সেভ সেভাবে প্রিপারেশন নিয়ে শুয়েও পড়ি। কিন্তু হচ্ছে কি? অনেক সময় মাঝে মধ্যে আসলে অনেক প্রেশার থেকে যায় তো দেখা যাচ্ছে যে অফিসের অনেক কাজ থাকে, বা আ পা ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আ শুয়ে থাকার পরেও দেখা যাচ্ছে যে ঘুম আসে না। মাথার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসলে ঘুরপাক খায়। এবং এই চিন্তাগুলোই আমার কাছে আসলে ঘুমাতে আসলে বাধা দেয়। আমার কাছে যেটা মনে হয়। আমার এই যে চিন্তাগুলো কিছু, কিছু দেখা যাচ্ছে যে পারিবারিক চিন্তার এর মধ্যে আসলে আ সবথেকে বেশি একটা আ দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে আমি আমার ফিউচার নিয়ে একটু চিন্তিত। আ আমি, আমি আসলে বর্তমানে আমার পরিবারটাকে নিয়েও অনেক চিন্তিত। কারণ যে ধরণের জব করছি সেই জব, জব টা দিয়ে আমি আসলে আমার পরিবারটাকে ঠিকভাবে মেইনটেইন করতে পারছি না। আ যার ফলে নানান ধরনের চিন্তাভাবনা আসলেই ঘুমের মধ্যেই চলে আসে। আর ঘুমের মধ্যে যখন এই চিন্তাগুলো চলে আসে, তখন কিন্তু আমি আর কোনভাবেই ঠিক মানে ঘুমোতে পারি না আরকি। তো আমি চাচ্ছিলাম যে আসলে আমি কিভাবে কি করলে অ্যা আমার যে প্রতিদিনের সকালে যে ঘুম থেকে উঠার যে একটা অনীহা তৈরি হয়ে গেছে, বা আ দেখা যাচ্ছে অনিয়মিত একটা রুটিন চ অ মানে তৈরি হয়ে গেছে। এটাকে কিভাবে নিয়মিত করা যেতে পারে? বা কিভাবে কি করলে আমি নিয়মিতভাবে অ্যা ঘুম থেকে উঠতে পারব। আমি আসলে ঠিক এই জিনিসটা আসলে একটু বুঝতে চাচ্ছিলাম যে আসলে কি করা যেতে পারে? এই অবস্থা থেকে আরকি।
উ হুম। উহু। উহু। উহুম। হুম, হুম হুম। হ্যাঁ, আপনার আমি বলেছিলাম যে তাড়াতাড়ি ঘুমাতে হবে এবং আপনি সেটা বললেন যে আপনি ঘুমাতে যান তাড়াতাড়ি কিন্তু আপনার ঘুম আসে না। কারণ হচ্ছে আ আপনি ফোন, ফোন ব্যবহার করেন। তো আমি আ প্রথমেই আপনাকে বলব, যে আসলে যেহেতু আপনি মানে অকালে তাড়াতাড়ি বা টাইমলি উঠতে চান তখন কিন্তু আপনার ঘুমাতে একদম টাইমলি যেতে হবে। তো আপনি যদি এ ঘুমানোর প্রায় ১.৫ ২ ঘন্টা আগে অ্যাটলিস্ট আপনার ফোন চালানো বন্ধ করেন এবং আপনি রুমের আলো নিভিয়ে শুয়ে পড়েন এবং করবেন কী? যাতে করে আপনার ফোনটা আপনার কাছে না থাকে। ফোনটা যাতে দূরে করে থাকে, মানে দূরে রাখা হয়, দূরে কোন টেবিলের উপরেও হতে পারে। তো আপনি কারণ কাছে থাকলে কিন্তু আবার আপনি ফোন চালাবেন হয়তো বা এরকম করেন আপনি বললেন যে ফোন চালাতে যাতে লেট হয়ে যায়। তো ওটা এমন জায়গায় রাখবেন যেখানে হয়তো আপনি উঠে গিয়ে আর নিবেন না। তো এরকম ধীরে, ধীরে করবেন। আন এছাড়াও একটা বিষয় যে কারণ আপনি অনেকদিন ধরে যেহেতু ঘুমোতে মানে আপনার লেট হয়ে যায় তো আপনি সেহেতু একবারে পারবেন না। তো ধীরে, ধীরে ১৫, ২০ মিনিট করে, ০.৫ ঘন্টার মতো সময় করে যদি আপনি আগায় নিয়ে আসেন আপনার ঘুমানোর রুটিনটা তখন কিন্তু দেখবেন যে আপনি হয়তো তাড়াতাড়ি ঘুমোতে পারবেন কিছুদিনের মধ্যেই। তো এভাবে করলে হবে কী? যহ যখন আপনি তাড়াতাড়ি ঘুমোবেন তখন কিন্তু সকালে আপনি আপনার সময় মতো উঠতে পারবেন এবং আপনার যে কর্মস্থলে সেখানে কিন্তু যেতে পারবেন। তো আরেকটা বিষয় আ আপনি বললেন যে, আপনার ঘুমোতেও কিন্তু অনেক অসুবিধা হয়। তো আপনি চাইলে কিন্তু আপনি আপনার রুটিনে কিন্তু দৈনন্দিন রুটিনে বিশেষ করে সকালে যেহেতু আপনার কর্মস্থলে যেতে হয়, আপনি কিন্তু রাতের বেলা আপনি শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। এবং য শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করলে কিন্তু দেখবেন তখন আপনার শরীল অনেকটা আ প্রশান্ত অনুভব করবে যাতে করে আপনি কিন্তু ঘুমাতে খুব সুবিধা হবে। আচ্ছা আপনি কী এরকম কোন পদ্ধতি আগে চেষ্টা করেছিলেন?
জি। উহু। জি। উহু। জি। উহু। জি। উহু। জি। হ্যাঁ। আচ্ছা। আসলে সত্যি বলতে না, আমি এইভাবে কখনো চিন্তা করিনি বা এই ধরনের কোন পদ্ধতি আমি আস ট্রাই করেও দেখিনি। কারণ আমার কাছে শুরুতেই ব্যাপারটা অনেকটা নরমাল মনে হয়েছিল। কারণ আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা একটু আমি চিন্তা করেছি বা আমার ঘুমোতে একটু দেরি হয়ে গেছে। তাই সকালে ঘুম থেকে উঠতে একটু এরকম অনিয়ম হয়ে যাচ্ছে। কিন্তু যখন আসলে দেখতে পারলাম যে আসলে, বিষয়টা নিয়মিতই আমার সাথে ঘটছে তখন আসলে এটাকে আমি খুব সিরিয়াসলি নিয়ে নিলাম। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা নিয়ে অনেকটা আসলে নিজেও মানে অনেক ওয়েক ও চিন্তা করেছি যে কিভাবে এখান থেকে বের হওয়া যেতে পারে। কিন্তু আমার চিন্তাগুলো ঠিকভাবে তখন কাজে দেয়নি। অনেক সময় হয়ে যায় কি যে দেখা যাচ্ছে যে আ রাতে ঘুমানোর আগে বা শোয়ার আগে একটা চিন্তা থাকে যে, আজ, কাল সকালে এত মানে একটা টাইমে উঠতে হবে যে ৬ টা বা ৭ টার দিকে ঘুম থেকে উঠতে হবে। সেক্ষেত্রে ওই চিন্তা নিয়ে যখন ঘুমোতে যাই। তখন কিন্তু আর রাতে ঠিকঠাকভাবে ঘুম আসে না। মাথার মধ্যে তখন ওই চিন্তাটা থেকেই যায়। এবং ওই ঘুমটা অনিয়মিত হয়ে যায় এবং সকালে যখন আমি আসলে ঘুম থেকে উঠি মূলত। তারপর থেকে আসলে খুব একটা বাজে সে দিন যায়। আমি বলা যায় যে এই ঘুম ঠিকভাবে না হওয়ার কারণে শরীরের মধ্যে একটা ক্লান্তি অনুভব হয়। মেজাজটা অনেকটাই খিটখিটে হয়ে যায়। আ এবং দেখা যাচ্ছে যে এর অনেকগুলা সমস্যা আরকি আমার মধ্যে তখন দেখা দেয়। বিশেষ করে কাজের ক্ষেত্রে একটা অমনোযোগী ভাব চলে আসে। অনীহা তৈরি হয়ে যায়। তো সব মিলিয়ে এই ধরনের সমস্যা হয়। তবে হ্যাঁ, আমার এই যে সকালে জী।
হুম। হুম। হু। হু, হু। হুম। হ্যাঁ। হুম, বুঝতে পেরেছি। হুম, আসলে হ্যাঁ, আপনি যদি এরকম করেন, যে তাড়াতাড়ি ঘুমানো যাওয়ার আগে, বিশেষ করে আপনি সন্ধ্যার পরে থেকে যদি আপনার চা, কফি খাওয়ার অভ্যাস থাকে, সেটা আপনাকে বন্ধ করতে হবে। এবং আ এবং এটাতেও যদি কাজ না হয়, আপনি বেশ কিছুদিন করে দেখেন, আশা করি আপনার এই যে ঘুমাতে যাওয়ার রুটিনটা কিন্তু মেইনটেইন হয়ে যাবে। এবং সেটা যদি আপনার না হয়ে যায়, আপনি একজন অভিজ্ঞ পরাম, মানে অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু সেটা আ সমাধান করতে পারবেন। এবং সেখানে যদি আপনের যাওয়ারই লাগে, তখন আপনার স আপনি যেসব রুটিন মেইনটেইন করেছেন, তারপরে হয়তো আপনার, আ সে আপনি যে স নিয়মিত আরকি ঘুমুতে যাওয়ার যে সময় বা নিয়মিত চেঞ্জ করার সকাল করে উঠা, সেটা আপনি পারছিলেন না করতে, সেটা যদি আপনি ডক্টরকে বলেন, তো হয়তো তিনি আপনাকে সঠিক পরামর্শে এবং কিছু হয়তো মেডিসিন বা ওষুধ দিতে পারে আপনাকে।
আচ্ছা। হু, হু। বুঝতে পেরেছি। হু, হু। আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ, আমার কাছেও ঠিক তাই মনে হচ্ছে। আমার এই বিষয়টি নিয়ে আপনার সাথে আলোচনা করলাম। আপনি খুব মনোযোগ দিয়ে আমার আলোচনাটি শুনলেন এবং এই আলোচনার জন্য আমি যা কিছু জানতে চাইলাম, আ আপনি সেগুলো সুন্দর করে কিছু পরামর্শ আমাকে দিলেন, যে আমি কি করলে আমাকে ঘুমাতে যেতে পারি। বিশেষ করে এই যে একটা রুটিন বললেন, হালকা ব্যায়ামের কথা বললেন। আমি এই জিনিসগুলা যেহেতু আগে চেষ্টা করিনি বা ট্রাই করিনি, আমি অবশ্যই সেটা আমার আ পরবর্তী সময়ে, আমার আমি এই জিনিসগুলো মেনে নিবো, মেনে চলার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পরামর্শ দিয়ে আমাকে উপকৃত করার জন্য।
আপনার জন্য শুভকামনা।